আসলে আমি অনেকদিন ধরেই অনেক অ চিন্তিত, অনেক মন খারাপের মধ্য দিয়ে যাচ্ছি। আমার কাছে অনেক খারাপ লাগছে। সবকিছু না আমার কাছে এত এলোমেলো লাগছে, আমি নিজেকে কোনভাবেই মানিয়ে নিতে পারছি না। আমার নিজেকে নিয়েই আসলে বলতে গেলে সমস্যা হচ্ছে। আমি নিজের অ্যা আম চেহারা বলেন বা ব যদি বলি রুচিবোধ সবকিছুই না আমি না লুকানোর চেষ্টা করছি পর্যাপ্তভাবে। মানে আমার কাছে ভালো লাগছে না। সবাকে সবাইকে সবকিছু নিজেকে উপস্থাপন করতে মানে মানুষের এই যে ভ্যা ম বিভিন্ন ধরনের ধারণা, খারাপ ধারণাগুলা আমাকে না বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। আমার কাছে অনেক খারাপ লাগছে। আমি অনেকদিন ধা ধরেই না অনেক চিন্তিত, হতাশায় ভুগছি। আমার এই খারাপ লাগাটা যে আমি কীভাবে দূর করবো বা আম আমাক আমি কীভাবে এইযে এই সমস্যা থেকে সমাধান পাবো আমি বুঝতেই পারছি না; কি করবো? কিভাবে নিজেকে সবকিছু থেকে বের করে নিয়ে আসবো? এবং একটা সুন্দর লাইফ মানে, একটা সুন্দর জীবন নিজেকে গুছিয়ে নিতে পারবো বুঝতে পারছি না। যদি আমাকে একটু সাহায্য করতেন।
হুম। হুম। জি। উহুম। জি। উহুম। হ্যাঁ, আমি আপনি কথা শুনে বুঝতে পারছি যে, আপনি আসলে আ এই ব্যাপারটা নিয়ে অনেকটাই আরকি মানে দুশ্চিন্তার মধ্যে দিয়েই যাচ্ছেন। তো আসলে দেখুন পোশাক ও চেহারা দিয়ে আসলে অ্যা নিজের যে র রুচি লুকানোটা কিন্তু সম্ভব নয়। সত্যি কথা যেটা হচ্ছে মূলত কথার এটাই। কারণ পোশাক আর চেহারা মা এ এই ২ টা হচ্ছে একটা ব্যক্তির কিন্তু মানে রুচি বা পরিচয় যেটা বলি আমরা। তো আ ব্যক্তিত্ব এবং আমাদের সৌন্দর্যবোধ এটাতেই প্রকাশ করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সঠিক যে পোশাকটা পড়ছেন, যেটাই পড়ছেন সেটাই একটা দেখা যাচ্ছে, একটা সাবলীল পোশাক। বা একটা সুন্দর্য আপনার সাধ্যের মধ্যেই যে, সুন তেমন একটা প কাপড় পরা অবশ্যই জরুরি। এবং নিজের যে আপনে যেটা আমরা চেহারা যেটা বলেছি সৌন্দর্যটার কথা আরকি, সেটা আসলে যেমনই হোক না কেন যে অবস্থাতেই থাক, সেখান থেকে আসলে প্রকাশ করা। তো আপনার কাছে একটু জানতে চাই যে, আসলে আপনার এইযে অ্যা আপনি আসলে কেনো আপনার রুচিটাকে আসলে লুকাইতে চাচ্ছেন বা এইটা কিসের জন্য হতে পারে?
একদম। আচ্ছা। একদম। জ্বি। বুছ আচ্ছা।
যেটি একটু বলতেন।
আসলেই আপনি যে জিনিসটা আমার কাছে জানতে চাচ্ছেন, এই জিনিসটা নিয়েই না আমার ভিতরে এতো খারাপ লাগা, এতো কষ্ট বা বলতে পারেন যে এতো মন খারাপের স যে জিনিসটা। আসলেই না মানি, আমি যেহেতু একটুখানি কালো, মানি আমার রংটা এতো দুনিয়ার মানুষের চোখে যেই জিনিসটা অনেক বেশি সুন্দর সেটা আমার ভিতরে নাই। এই কারণেই না, আমার কাছে এতো খারাপ লাগে। যে মানুষ হঠাৎ করে বলে ফেলে যে তুমি কেনো তুমি এরোকম? আসলে এটা তো আর আমার হাতে নাই। এটা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। তো আমি না চাই যে, পোশা্‌ সুন্দর, সুন্দর পোশাকের মাধ্যমে বা সেজে গুঁজে চেহারার ভিতরে ভিন্নতা এনে আমি মানুষের সামনে উপস্থাপন করি। আমি আমার রুচিটাকে লুকিয়ে রাখি। যে আমার, আমার ভিতরে যেই সৃষ্টি সৃষ্টিকর্তা আমাকে যেই জিনিসটা দিয়েছে আমি না সবকিছুকে লুকিয়ে রাখি। আমার কাছে মন চায় বলতে যে আসলেই কি সুন্দর মানে কি সাদা? সুন্দরতা মানে কি মানুষের আ উপরে বাহ্যিক সৌন্দর্যটাই? কিন্তু আমি না আসলে বলতে পারি না। এইযে মানুষের বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য, সেই জিনিসগুলো আমাকে এতো কষ্ট দেয় বা আমাকে এতো খারাপ লাগায়। উ তখন আমি নিজেকে অনেক লুকিয়ে ফেলি। মানি নিজেকে লুকানোর চেষ্টা করি। বিভিন্নভাবে চেষ্টা করি। যেমন আমি নিজের চেহারাটাকে সেজেগুজে বদলিয়ে ফেলি। বা আমি কালোকে সাদা বানিয়ে ফেলছি। বিভিন্ন ধরনের মেডিসিন মাখছি। আমি বুঝতে পারছি না এগুলো কি আমার জন্য ক্ষতি হচ্ছে নাকি? বা আমি বলতে পারি যে, আমার আত্মবিশ্বাসটা অনেক কমে যাচ্ছে। আমি নিজেকে মানি ঘু মানে একেবারে লুকিয়ে গুমচিয়ে ফেলছি ভিতরের দিকে। সুন্দর, সুন্দর পোশাক পরে, পরে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছি। যাতে মানুষ আমার পোশাক বা আমার লুক দেখে আমাকে নির্ধারণ করে। আমার অরজিনাল যা জিনিসটা যাতে না দেখে। আমি আমাকে মানি এভাবে লুকানোর চেষ্টা করছি। আমার রুচিবোধটাকে চেষ্টা করছি লুকিয়ে ফেলতে। আমার ভিতরে আসলে অনেক কথা যে, এভাবে কি মানুষকে মানুষ নির্ধারণ করতে পারে? বা মানুষের বাহি বাহ্যিক চাহিদাই কি মানুষের সবকিছু? কিন্তু এইযে মানুষের মন্তব্য, মানে খারাপ কথাগুলা নি বললে যখন আমি কষ্ট পাবো, আমার কাছে খারাপ লাগবে, ওই কথাগুলো যখন চিন্তা করি, আমি মানুষের রুচিগুলো যখন দেখি, তখন না আসলে আমি আর বলতে পারি না, আমার ভিতরে কথাগুলো। এ এই জিনিসগুলার জন্যই না আমি, আমাকে নিজেকেই লুকিয়ে ফেলছি। আমার রুচিবোধটাকেই আমি গুচিয়ে ফেলছি নিজের ভিতরে। পোশাক পালটিয়ে ফেলছি, বিভিন্ন দিন বিভিন্ন ধরনের স্টাইলিশ ড্রেস আপ পরছি, ওয়েস্টার্ন পরছি আ বা, আ জি বিভিন্ন ধরনের সামাজিক ড্রেস পরছি, বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করছি তাদের মাঝে। তো মানি এইযে খারাপ লাগাটা আমার ভিতরে যে এতো কাজ করছে, আমি যে কি করবো বুঝতেই পারছি না। কিভাবে এই জায়গা থেকে নিজেকে বের করবো। মানি নিজেকে একটু গুছিয়ে তুলবো, নিজেকে ভালো কা আ মানি ভালো লাগা কাজ করবো। নিজের মনটাকে একটু শান্তি দিবো। মানি আমি বুঝতে পারছি না আমি কি করবো? আ আমি কি করলে আমার ভালো লাগবে একটু আপনি যদি একটু বলতেন।
হুম, হুম। জ্বি। হুম। জ্বি, হুম। হ্যাঁ। হুম। জি। হুম, হুম। জ্বি। হু, হুম। জ্বি। হুম, হুম। জ্বি। হুম, হুম। জ্বি। হু, হুম। জ্বি। হু, হুম। আচ্ছা। হু, হুম। জ্বি। হু, হুম। জ্বি। হু, হুম। হ্যাঁ আসলেই আপনার কথা শুনেই মনে হচ্ছে যে আপনি এই বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস এবং আ অনেকটাই মন মনঃক্ষুণ্ণ, আপনার যে ব্যাপারটা। আসলে দেখুন, আসলে পোশাক আ এবং চেহারা যেটা আ এই ২ টা আসলেই আসলে কি বলা যায় যে আসলে চেহারা তো আসলে সৃষ্টিকর্তার দান। তো যার, যার আ চেহারা তার, তার কাছেই কিন্তু তার আসলে তার জন্যই কিন্তু সেটা স একটা সুন্দর সৃষ্টি, আমার যেটা মনে হয়। তো সেখানে কা রং কোন আসলে মানে effect ফেলে না। যদি আপনি যদি বলি যে, "কালো বা, ফর্সা বা, শ্যাম যা ধরনে এই ধরনের যারা আছে। তো এটা একটা সময় ছিল যে ধরেন, যখন বর্বর জাতিরা ছিল বা ব্রিটিশদের সময়ে, তখন এই ধরনের একটা সমস্যা ছিল যে কালো চামড়ারা আ লোকদেরকে সাদা চামড়ার লোকেরা দেখতে পারত না।" তো ওটা একটা আলাদা প্রাসঙ্গিক ব্যাপার। কিন্তু আমাদের আ সমাজেই আমরা অনেককেই দেখতে পারি যে যাদের গালে গায়ের একটু রঙ ময়লা বা কালো টাইপের। এ ধরেন আমার বন্ধু-বান্ধবদেরও আছে। তো এটা নিয়ে অনেকে আমরা মজা করি, তাচ্ছিল্য করি যদি কেউ একটু বেশি কালো হয়ে যায়। তো তাকে আরো একটু বেশি করে মজা করা হয়। তো এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করা। কিন্তু এটার মনে এই নয় যে আপনি এটার জন্য কোন আ প্রোগ্রামে যেতে পারছেন না বা কোন অনুষ্ঠানে আপনি attend করতে পারছেন না বা করলেও হয়তোবা নিজের কাছে একটা, কেমন যেন আত্মসংকোচ মনে হচ্ছে যে, "সবাই এত সুন্দর, কিন্তু আমাকে আসলে সবার থেকে একটু ব্যতিক্রম দেখা" কিন্তু আপনাকে এই ব্যতিক্রমটাই আপনাকে শক্তি করে নিতে হবে। আমি যদি বলি তাহলে আপনাকে মনে করতে হবে যে, "হ্যাঁ আপনার যেটা, সেটা আপনি স্পেশাল, আপনি এ একাই একজন, আপনার মতো সেখানে আর দ্বিতীয় কোনো একজন কেউ নাই।" তো আপনি যেটাইতে যান, একটা মার্জিত পোশাক পরেই যান বা, western পরেই যান, তখন আপনি দেখতে পারবেন যে অ্যা আপনার natural look এই যখন আপনি যাবেন ওই ধরনের পোশাক পরে আপনার যেটা আপনার সাধ্যের মধ্যে বা, যেটা আপনার collection এ আছে। তখন দেখবেন যে ওই ধরনের প্রোগ্রামে যারা থাকবে, তারা আপনার দিকে অবশ্যই একটা আ শ্রদ্ধাশীল দৃষ্টিতেই তাকাবে এবং দা আপনার ভেতরে যে আপনার যে আলাদা একটা সৌন্দর্য আছে সেটা তারা তখন বুঝতে পারবে এবং অনেকেই সেটা খুঁজবে যে অনেকেই বলবে, "এ না সে এ দেখা যাচ্ছে সে একটু কালো হলেও, আসলে তার গায়ে তার সৌন্দর্যটা অনেক সুন্দর এবং সে তার রুচিবোধটা অনেক ভালো, তার পোশাকের অ্যা ইয়েটা ভালো।" তো কালার কী হচ্ছে সেটা বড় কথা না সেটা হচ্ছে যে আপনি natural থাকবেন, আপনি চেষ্টা করুন আপনার যেটা আছে, সেটাই স্পেশাল। আসলে সেইভাবেই যদি একটু করার চেষ্টা করেন অ্যা দেখবেন যে এ একটা সময় গিয়ে এটা অনেকটাই কাজে দিবে।
একদম। ঠিক বলেছেন। জি। একদম। জি। একদম। একদম। ঠিক বলেছেন। জি। একদম, একদম। বুঝতে পেরেছি। জি। আচ্ছা। একদম। জি। আ বুঝতে পেরেছি। জি আসলে আপনি যেভাবে কথাগুলা বলেছেন আমার কাছে না আসলে অনেক হালকা লাগছে। আমি কখনো <sniffs> মানে এভাবেই চিন্তা করিনি যে নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে নিবো। এবং নিজেকে যেভাবে আছি সেভাবেই উপস্থাপন করবো। যে যেভাবেই পছন্দ করুন না কেনো, কেন করুন না কেনো। সবার পছন্দ তো একরকম না। কিছু মা ভালো মানুষ আছে, যারা আমাকে আমার মতো করেই গ্রহণ করবে। <smacks lips> আসলে আমি কখনোই এভাবে ভেবে দেখি নি। আপনার এই কথাটা শুনে না, আমার এত হালকা লাগছে, আমার কিছুটা মনে হচ্ছে যে আম আমার মাথার থেকে অনেক বড়ো কিছু নেমে গিয়েছে ,আমার কাছে এতটাই খা ভালো লাগছে। আবার আমি আরেকটা কথা জানতে চাই যে, আসলে আমি যখন স্কুলে বা অফিস-আদালতে, সামাজিক যেইকোনো জায়গায় যাই, মানুষ না আমার এইযে মুখে, মুখে কিন্তু আসলে বিভিন্ন কারণেই আমাদের পানি খাওয়া বা বিভিন্ন কারণেই কিন্তু আমাদের গোটাাগাটি উঠে। তার কারণে কিন্তু মানুষ আমাদেরকে বিভিন্নভাবে বিচার করে, বিভিন্ন কথা বলে দেয়। সেগুলা নিয়েও না আমার অনেক খারাপ লাগে। তো মনে হয় কি সুন্দর পোশাক পড়লে বা আমার নিজের এইযে সুন্দর, সুন্দর করে সেজে বের হলে আমার ওইযে, ভিতরের আমার সৌন্দর্যটা লুকিয়ে থাকবে। এবং আমার রুচিবোধটা লুকিয়ে যদি আমি রাখি তাহলে আমার এই সুন্দর পোশাক বা আমার এইযে, সাজাগোজা চেহারার মধ্যে দেখেই মানুষ আমাকে অনেক পছন্দ করবে। আর মানুষের ওইযে, সুন্দর ভালো একটা লুক আমি দেখে আমি আমার কাছে ভালো লাগবে। আমি সবসময় এভাবে চিন্তা করেছি। আ আমার এ এইভাবে চিন্তা করাটা কতটুকু যৌক্তিক, যদি আপনি আমাকে একটু গুছিয়ে বলতেন যে, আমি কীভাবে নিজেকে এই, এই জায়গা থেকে গুটিয়ে রাখা অবস্থা থেকে বের করবো? এবং নিজের এইযে পোশাক বা চেহারা, চেহারার এইযে সবকিছু যে আমি নিজেকে লুকিয়ে রাখি এগুলা পোশাকের মাধ্যমে রুচিবোধটা যে, লুকিয়ে রাখি এটাকে কীভাবে আমি সবার সামনে উপস্থাপন করবো? এবং মানুষ যদি আমাকে কি কোনোভাবে দমানোর চেষ্টা করে আমি কীভাবে তাদেরকে বলবো যে, আ আ মানে আমি কিভাবে তাদের বিপক্ষে নিজেকে লুকিয়ে না রেখে উপস্থাপনটা করবো? আমাকে যদি একটু বলতেন।
জি। হু, হুম। হুম, হুম। হুম, হুম। জ্বি। হ্যাঁ। হু, হু। জ্বি। হুম। উহুম। হুম। জ্বি। হুম, হুম। জ্বী। জ্বী। আচ্ছা। জি। হু, হু। জ্বি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনার কথা শুনে আ আ আমি আসলে অনেকটাই মনে হচ্ছে যে, আপনি এই ব্যাপারটা নিয়ে অনেকটাই সিরিয়াস যে একটা moment আছেন। তো আমি আপনার কাছে আরেকবার একটু জানতে চাব যে, আপনি আসলে কি পোশাক নাকি, চেহারা নাকি দুটোতেই আপনি একটু মানে confuse আছেন? যে দুটোর জন্যই আপনার প্রবলেম হচ্ছে। জি।
একদম। আমি আসলে আমি আসলে দোনোটা নিয়েই অনেক চিন্তিত আমি দোনোটাকেই ইন মানে গুটিয়ে রাখি। এ এটা দিয়েই আমি নিজেকে উপস্থাপন করি।
জি। আচ্ছা। জি। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখুন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনার যে আপনার ভেতরে যে confidence এর যে ঘাটতিটা আছে আপনার বিশ্বাসের, সেইটাকে আপনাকে আগে ১০০ তে ১০০ করতে হবে। কারণ, আপনাকে এইভাবে confidence টা নিতে হবে যে, আপনি চিন্তা করেন যে আপনি এই সৃষ্টির সবথেকে আপনি সবথেকে ব্যতিক্রম ১ জন। আপনি যদি এইভাবে ধরে নেন যে আপনার মতো ২য় আর কেউ নেই। সবাই চাইলেও আপনার মতো আর হতে পারবে না কেউ। তো আপনার ভেতরে অবশ্যই স্পেশাল কিছু একটা আছে, যেটা আপনি নিজে জানেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি আপনার রঙের জন্য এবং আপনি আপনার পোশাকের জন্য আপনি আপনার সেই স্পেশাল দিকটাকে hide করে রাখছেন এবং এইযে অবাঞ্চিত যে একটা আপনার এখন মাথায় যে টেনশন কাজ করছে, সেটাতে নিয়ে আপনি বেশি ফোকাস করছেন। তো এটা ঝেড়ে ফেলে দিন এটা ঝেড়ে ফেলে দিন। আস্তে, আস্তে আপনি আ নিজের উপর confidence নিয়ে আসুন এবং আপনি একটা চেষ্টা করতে পারেন যে আপনি যেমন আছেন, আপনি তেমনই থাকবেন। আপনি শুধু normally naturally একটা মানুষকে যেভাবে সুন্দর লাগে। বেশি মেকআপ না করেও natural ভাবে একটা বা মার্জিত পোশাক পরে বা, western যে ধরনেরই আপনার যেটা আপনার রুচিতে যে পোশাক আসে আরকি। আপনি যে ধরনের পোশাক পরতে সচরাচর অভ্যস্ত, সেই ধরনের পোশাকগুলো পরে হালকা একটু সাজুগুজু করবেন। যে দেখা যাচ্ছে কপালে একটা সুন্দর টিপ দিলে সেটা কা কালো মেয়ে হোক বা, ফর্সা মেয়ে হোক স উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটা সৌন্দর্য একটা ফুটে ওঠে আরকি, প্রকাশ পায়। তো আপনি এভাবে এক একটু করে দেখ-দেখবেন আস্তে, আস্তে আএ একটা আপনার ভেতরে আত্মবিশ্বাস চলে আসবে এবং আপনার আ যে আপনার কাছে যেটা মনে হতো আগে যে আমাকে মনে হয় মানুষ অন্যভাবে দেখবে, কিন্তু সেটা আর দেখবে না। সেটা একটা সময় দেখবেন যে মানুষ আপনাকে ভালোভাবেই নিচ্ছে। অনেক সময় আমরা আপনি আরেকটা কথা বলেছেন যে অনেক সময় আমাদেরকে bullying এর শিকার হতে হয়, অনেক সময় অনেকেই অনেক কথা বলে। তো এই জিনিসটা আসলে হয় কি যে একটা মানুষের nature ই কিন্তু এ এই ধরনের। মানুষ একটা মানুষকে ব্যতিক্রমভাবে দেখলে তাকে সেটা বলবেই। এটা মজা নিবে, মানুষ অনেকেই আছে। তো এই বিষয়গুলোতে অনেক দেখা গেছে যে অ এখন যারা দুনিয়াতে যারা এখন সফল ব্যক্তি আছে বর্তমান, তাদের মধ্যে অনেকেই দেখবেন যে এই ধরনের অনেক কিছু মানে সিরিয়াস moment পার করে চলে আসছে, যে তাদের এই এই জিনিসগুলোই ছিল তাদের শক্তির একটা মূল উৎস। এভাবে চেষ্টা করলেও হয়তোবা আপনার আ এই প্রবলেমটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আমি আশা করি আরকি।
জি। একদম। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। জি। ঠিক বলেছেন। জি। আচ্ছা। আচ আ বুঝতে পেরেছি। একদম। জি, জি, জি। আচ্ছা। জি। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আসলে আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আমি যে এত চিন্তিত ছিলাম, আমার কাছে অনেকটা হালকা অনুভব হচ্ছে। আপ আপনার এই কাজগুলো আমি অবশ্যই চেষ্টা করবো এবং নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবো এবং সবার সামনে <smacks lips> নিজেকে যেভাবে আছি, ওভাবেই উপস্থাপন করার চেষ্টাটা আমি অবশ্যই করবো। আপনার কথাগুলা মানার চেষ্টা করবো। ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো।
জি। হু, হুম। জি। হু, হুম। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। শুভকাম